আচ্ছা, আসলে এটা কিন্তু এভাবে ভেবে দেখিনি। কারণ আমার যে কাজ সেটা আসলে হ্যাঁ, সেটা আমার উ কাজের ক্ষেত্রে বেশ একটা স্বাধীনতা আছে। কারণ একটা কাজ আমাকে নির্দিষ্টভাবে দিয়ে দেওয়া হয়। সে কাজটা দেখা যাচ্ছে যে আমি আমার ইচ্ছেমতো সময় দিনের ভিতর বা রাতের ভিতর যে ক ২৪ ঘণ্টার ভিতর আসলে complete করে দিতে পারলেই হলো। তো এটা দিনের দিকেও করা সম্ভব। রাতের দিকে আমি কেন করি? বিষয়টা হয় কি? রাতের দিকে উম পরিবেশটা একটু শান্ত থাকে বা আমি একটুখানি অভ্যস্ত হয়ে গিয়েছি। একটা সময় দেখা যেত দিনের দিকে একটু কাজ করতাম সেইজন্য রাতের দিকে এসেই বসতাম। কিন্তু এখন অবশ্য দিনের কাজ করি না। কিন্তু ওই অভ্যাসটা আসলে থেকে গেছে। সেইজন্যই রাতের দিকে করি।
হু। হু। হু, হু। হুম। হ্যাঁ, আসলে স্বাভাবিক। যেহেতু আপনি অনেকদিন থেকেই করছেন, তো আ হয়তো আপনার শুরুর দিকে হয়তো এই জিনিসটা থেকে বেরোতে সমস্যা হতে পারে এবং আপনি চাইলে কিন্তু একবারে হয়তো যে এখন আপনি রাতে করছেন যে হয়তো আপনি দিনে করে ফেল করবেন এমনটা কিন্তু চাইলেও আ আপনার হয়তো আ খুব তাড়াতাড়ি সেটা সম্ভব হবে না। তো আপনি যদি চান আসলে আপনার, কারণ নানারকম আপনার সমস্যায় আপনি ভুগছেন। তো এই সমস্যা থেকে বেরোনোর জন্য হলেও আপনি আসলে আ আসলে ধীরে, ধীরে যদি পদক্ষেপ নিয়ে আসলে সময়টাকে এগিয়ে আনা যায় কিনা বা হচ্ছে আ দিনের বিভিন্ন অংশে করা যায় কিনা, তখন কিন্তু আপনি চেষ্টা করতে পারেন। আ আসলে আপনি কি এটা করার চেষ্টা করেছিলেন কিনা এবং আ এর ফলে আসলে আপনি বললেন যে শুধু আ আপনার রাতের খাওয়ার বা খাওয়ার বিষয়টা আপনি আমাকে বললেন। এছাড়া কি আপনার অন্য কোন সমস্যা হয় কিনা? আর বিশেষ করে ঘুমের যে বিষয়টা বা হচ্ছে আ অন্য কোন সমস্যা যদি হয় তাহলে একটু সংক্ষেপে বলবেন।
হু, হু। আচ্ছা। না। হুম, হুম। না, আপনি যেভাবে বললেন আমার না বিষয়টা ভালো লেগেছে। কারণ আমি কখনো এভাবে ভাবিনি যে বিষয়টাকে রাতের দিকে না করে যদি দিনের দিকে করি। কারণ এতে করে অবশ্যই আমার যে শুধুমাত্র ন খাবারের জন্য সমস্যা হচ্ছে সেটা না, এটা তো আসলে আমার ঘুমেরও ভীষণ একটা ব্যাঘাত ঘটাচ্ছে অবশ্যই। যার কারণে কিন্তু আ শারীরিক যে পরিবর্তনটা সেটাকে কিন্তু আমি আসলে নিয়ন্ত্রণে আনতে পারছি না। তো কি হয় যে রাতের দিকে এরকমভাবে কাজ করার ফলে আ আমি না ঘুমোতে, ঘুমোতে অনেক দেরি হয়ে যায় আমার। হয়তোবা ভো ভোর ০৪ঃ০০ টের দিকে আমি ঘুম ঘুমাচ্ছি। ঘুম থেকে আমার উঠতে, উঠতে দেখা যাচ্ছে দুপুর ১২ঃ০০ বাজছে। তো এরকমভাবে না আমার ঘুমের যে রুটিনটা, সেটাও বেশ খানিকটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বা পরিবর্তিত হয়েছে। যার ফলে না আমার বেশ খানিকটা সমস্যা তৈরি হচ্ছে। তো আপনি আসলে বে বিষয়টা যেভাবে বুঝিয়ে বললেন আমার না ভীষণ ভালো লেগেছে যে ওইভাবে করা যেতে পারে। যেমন ধরুন বিষয়টাকে যদি আমি দিনের ভাগে নিয়ে আসি তাহলে কিন্তু আমার যে রাতের ঘুমের যে ব্যাপারটা সেটা রাতেই ঘুমোতে পারি। আর আরেকটা জিনিস তো আপনি জানেনই যে উম রাতের দিকে ঘুমালে ঘুমটা কিন্তু বেশ ভালো হয়। আর দিনের দিকে যে যদি সেই ঘুমটা দিনে ঘুমাই তাহলে ঘুমটাও সেরকম হয় না। আমার ক্ষেত্রেও তাই হচ্ছে। যার কারণে কিন্তু শরীরবৃত্তীয় কিছু সমস্যাও আসলে দেখা দিয়েছে। ক্লান্তি, অবসাদ এগুলো আসলে কাটছেই না।
হু, হু। হুম। হুম, হুম। হ্যাঁ, অবশ্যই।